আ মানুষদের সাথে হয় যেমন ধরেন আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো সাথে আসলে আপনার একটা আ কোনো একটা কথা কাটাকাটি বা নিয়ে বিরোধ হয়ে গেল। তো সেক্ষেত্রে আসলে আপনি তাদেরকে কিভাবে খ ক্ষমাটা করেন?
যদি এটা বলেন আপনি যে আমার একটা বন্ধুর সাথে এরকম লা লেগেছে যে সে আমাকে আ মানে Apple ভার্সেস Android নিয়ে সে ঝগড়াটা আরকি শুরু করেছে। তো আমি দেখলাম যে সে একটু মানে একপক্ষ। সে কেনো যেনো Apple-কেই শুধু মানে খারাপ বলছে, কিন্তু Android-এর যে ভুল আছে আমি তাকে দেখিয়ে দিলাম তারপরেও সে কিন্তু মানতে রাজি নয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমি তার উপর রেগে যাই। তো পরে যখন সে এসে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি কিন্তু তাকে মানে ক্ষমা করেছি কিন্তু মন কিন্তু মানে তাকে ওই যে আমি বললাম শুরুর মতো যে আমি একটু আলাদা করে, এ বা এইটা আমি পছন্দ করি যে এ মানে আমি হুম, হুম।
উম, জি। আচ্ছা। হুম, হুম, হুম। উম জি। হুম, হুম। অ্যা হ্যাঁ <chuckles> আচ্ছা। মানে আসলে আপনি খ ক্ষমাটা কি মানে পুরোপুরি কেন <chuckles> করতে পারলেন না?
কারণ সে একটু বেশি মানে, মানে আছে না? যে সে বলছে একটা কথা, কিন্তু মনে মনে সে অন্য কিছু চায়। তো আমি এইসব মানুষ থেকে একটু দূরে পছন্দবোধ যে রকম অ্যা সে একটু আমাকে মানে কুল সাজার জন্য, একটু বেশি কিছু বলে দিয়েছে। যেটা কিন্তু যদি আমার সামনাসামনি থাকতো জীবনেও বলতে পারতো না বা সাহসটা করতো না। তো আমি যখন তাকে বলি যে তুমি এসে আমার সাথে দেখা করো, তোমার যদি সাহস থাকে তখন এসে আমার সাথে কথা বলো। সে কিন্তু তা তা না করে
পুঞ্জি। উম হু, হুম। যেমন? উম। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। টো উ হুম। না এ আপনি এভাবে যখন আসলে বললেন, তখন তো আসলে তাকে একটু ভয় দেখানো হলো না? যে কিভাবে অ্যা সাহস থাকলে আসতে পারেন কিনা। তো এই যে ব্যাপারটা যেটা বললেন। হুম।
অ্যা ইজ। জি এখন হুম, হুম। জি, জি। তো আমি জিনিসটা তাকে বোঝানোর চেষ্টা করছিলাম, তুমি যে এইগুলা করছো এটা তুমি সামনাসামনি এসে আমার সাথে সাহস থাকলে কথা বলো। যে আমি চাচ্ছিলাম সে যাতে আমার সাথে সামনাসামনি কথা বলে। তাহলে কিন্তু যদি ক্ষমা করার থাকে আমি তাকে করে দিবো বা কথাটা শেষ করে দিব।
উম জি। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। না আসলেই আপনি অনেক ভালো বললেন কিন্তু যে, আপনার যেমনটা আসলে প্রথম থেকে যদি বলি তো আ আপনার কথা বললে আসলে যে সমস্যাটা, অ বা ক্ষমা করে দেওয়ার যে ব্যাপারটা সেটা আসলে অনেকটা সহজ হয়ে যায়। তো ভালো থাকবেন। ধন্যবাদ।

সেত আমি ১ম এ বলতে চাই যে দেখেন, আমি কিছুদিন আগে এরকম বন্ধুর সাথে একটু মজা করছিলাম। তো সে আমাকে একটা কথা বলেছে যেটা আমার একটু গায়ে লাগলো। তা আমি করলাম কি সে আ বসতে যাচ্ছিলো চেয়ারে আমি আস্তে করে একটা চেয়ারে লাথি দিই। তা আমি কিন্তু আ ইচ্ছাকৃতভাবে এসে লাথিটা দেই। কারণ সে আমাকে ২ টা খারাপ শব্দ ব্যবহার করেছে। তো যখন লাথি মারি তখন কিন্তু আমি দেখি যে সে কি পড়ে যাচ্ছে পড়বে না তো? কিন্তু মানে সে হ্যান্ডেলটা ধরেও সে বসতে পারেনি পড়ে যাচ্ছিল। তো তখন আমি বুঝতে পারি যে না এটা ঠিক হয়নি। যেহেতু সে একটু মানে তার ওজন একটু বেশি, সে পড়ে গেলে ব্যথা পেতে পারত আমার এখানে দোষ ছিল। তা আমি করলাম কি আমি আস্তে করে সাইড চেপে গেলাম। তো সে আমার উপর তেড়ে আসছে। এসে সে আমাকে করল কি মারতে তো পারে নাই সে করল কি চা মেরে দিলো আমার গায়ে। তো তখন আমি জানি আমার ভুল। তো আমি কিন্তু তাকে আগ বাড়িয়ে কিন্তু কিছু করতে যাইনি। তো এইটাই যে আমার যদি ভুল হয় আম হুম, হুম।
আন জি। হ্যাঁ, হ্যাঁ। উম হুম, হুম। হ্যাঁ, আচ্ছা। হুম, হুম। উ জি। হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা। হুম, বুঝতে পারছি। হুম, তার মানে এখানে আসলে আ আপনার ১ম এ একটা ভুল হয়েছিল। তো সেই ভুলটা নিয়ে যখন আসলে আপনি তাকে কথা বলতে চান, তখন আসলে সে আ না মেনে উল্টো আপনাকে আসলে একটু দোষারোপ করল। যতদূর আসলে আপনার কথা শুনে বুঝতে পারছি। তো এই ধরনের ভুল তো আসলে প্রায়ই সচরাচর আ মানুষের জীবনে প্রায়ই ঘটে থাকে। তো সেক্ষেত্রে আসলে আপনি কি বলবেন?
জি। এটা যদি আমি তার তরফ থেকে হতাম, তখনও কিন্তু আমার আ মানে জিনিসটা কিন্তু এরকম না মারলেও কিন্তু সে পারত। বা আ সে কিন্তু আমাকে চাইলেই বলতে পারলো যে এভাবে লাথি কেনো মারলা? কারণ আমি কিন্তু দেখে শুনে বুঝেই মেরেছি। কিন্তু আমি তার হয়েও কিন্তু বোঝার চেষ্টা করি যে আ যদি সে কি ভাবছে? কারণ দেখেন আ সে আ সে যদি পড়ে যেত সে কিন্তু অনেক বেশি ব্যথা পার পেত। যদিও তার শব্দটা আমার খারাপ লেগেছে কিন্তু ব্যাথা কিন্তু পাওয়াটা মানে এর থেকেও বেশি ক্ষতিকর। তো আমি তার জন্য করলাম কি এইযে আমি নিজের ভুলটা মেনে গেছি। আর যদি তার ভুল হত তাহলে কিন্তু মানে আমি চা অবভিয়াসলি চাতা চাইতাম যে সে এসে আমাকে জিজ্ঞেস করত বা আমার সাথে আ কথা না বললে তো আপনার কোনভাবেই ক্ষমা করা যাবে না বা ভুল বুঝা যাবে না। আসলে কার ভুল আছে তো কথা বললেই কিন্তু মানে ঝগড়া মেটানো যায়।
হুম, জি। উ হুম। উ জি। হ্যাঁ, হ্যাঁ। জি। হুম, হুম, সে তো একটা সম্ভাবনা ছিলই। জি। হুম, হুম। আহা আচ্ছা। হুম, হুম। হুম, না সেটা তো আসলেই। কথা না বললে আসলে ভুলের ব্যাপারটা কিভাবে বুঝবেন? তো হয়কি অনেক সময় কিন্তু আসলে অন্যে আ দেখা যায় যে বড়দের সাথে ছোটরা ভুল করে ফেলে বা ছোটদের সাথে বড়রা ভুল করে ফেলে। তো সেই ব্যাপারগুলো বা এই ক্ষেত্রে আসলে আপনি কিভাবে দেখেন বিষয়গুলো?

এখন দেখেন যে স মানুষ মানেই কিন্তু ভুল, ভুল কিন্তু হবেই। এখন তাই বলে যদি আপনি ক্ষমা না করেন, তাহলে কিন্তু এটাও ঠিক না। কিন্তু তাই বলে যদি অনেক এ যেরকম যদি অনেক খারাপ বেশি খারাপ কিছু করে ফেলে, তখন কিন্তু ক্ষমা করাটা উচিত হয় না। কিন্তু এই সময় আমি মনে করি যে আপনি যদি ক্ষমা করতে পারেন, তাহলে তো খুব ভালো। কিন্তু যদি না পারেন, তাহলে আমি বলব যে আপনি আ তার সাথে ঝগড়াঝাটি, মারামারি না করে, আমি যেটা যেহেতু করি, আমি তাকে সাইড চাপিয়ে দিই বা তার সাথে আমি কথা তেমন একটা বলি না। আমি চাই যে তুমি খুশি থাকো তোমার জীবনে, আমাকে আমার মতো থাকতে দাও। আর আ যদি ওইভাবে দেখেন আপনি আমি কিন্তু মনে মানে সরাসরি না চাইলেও, কিন্তু মনে, মনে কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি। যে তুমি তোমার মতো ভালো থাকো, আমার কাছে এসে আমাকে ডিস্টার্ব কইরো না।
হু, হু। উ জি। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। হুম, হুম। আ হ্যাঁ, হ্যাঁ। হুম। না, সেটা তো আসলে। হ্যাঁ, আচ্ছা। মানে, আ তাদেরকে ক্ষমা ক আপনার সামনে যদি আসলে বড় বা ছোট যে কেউই আসলে ভুল করে থাকুক, তাদেরকে আপনি মন থেকে যখন ক্ষমা করে দেন, তারপরে আসলে আ আপনি নিজের মতো আরকি, সরে যান। যতদূর আসলে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। তবে আরেকটা ব্যাপার কিন্তু আসলে হয়। পরিবারের যদি আসলে কেউ ভুল করে, তখন আসলে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? কারণ, পরিবারটা তো আসলে মানুষের জন্য আরকি একটা আ গুরুত্বপূর্ণ ব্যাপার।
এখন দেখেন, পরিবারের কিন্তু আ মানে ভুল হইতেই পারে। পরিবারের ভিতরেও কিন্তু ঝগড়াঝাটি হতেই পারে। কিন্তু তাই বলে যে আমরা ক্ষমা করব না, এটা কিন্তু অ্যা একদমই ঠিক না। আর পরিবার য যখন একসাথে থাকে তখনই কিন্তু ভালো লাগে। আর আপনি যদি এরকম কোনো কিছু অনেক বড় কিছু হয়ে যায়, তখন কিন্তু ক্ষমা করাটা কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনি যদি ক্ষমা না করেন
তাই না? হুম। হুম, জ্বী। হুম, হুম। হুম। অ্যা হ্যাঁ, হ্যাঁ। তো সেই পরিস্থিতিতে আসলে কি করা যেতে পারে?
অ্যা এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ক্ষমা যদি আপনি না করতে পারেন, তখন কিন্তু আপনার মাথায়ও কিন্তু একটা মানসিক চাপ থাকে। যে ও এরকম করেছে, ওর সাথে এই থাকা যাবে না, ওর সাথে একটা ঝামেলা করতে হবে, কথা বলতে হবে ও এরকম কেনো করলো? তো এটা কিন্তু একটা মানসিক চাপ। তো এই চাপটা যদি আপনি জ্বী, জ্বী। এই চাপ
হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। উম জ্বী। তার মানে হু, হুম। তার মানে আসলে আপনি ব বলতে চাচ্ছেন যে যদি ক্ষমা নিজে থেকে আসলে না করতে পারা যায়, তখন আসলে আপনার একটা মানসিক চাপেরও সৃষ্টি হয় এখান থেকে। তো এইযে সেই মানসিক চাপটাকে কেমন চাপ হয়? বা এই চাপটা যদি চলে আসে তোক তখন আসলে নিজেকে কিভাবে সামলান আপনি?
হু।